একদম খুব সঠিক বলেছেন, এবং আ আমি দেখেছি যে, আহ আপনি যে একটু কথা আপনি মেনশন করলেন, এবং খুব ভালো লেগেছে যে ভবিষ্যতের কথা। ভবিষ্যতে আসলে বিভিন্ন ধরনের ফেসিলিটিস কিন্তু পাওয়া যায়। এক হচ্ছে, আমি খুব টেনশনমুক্তভাবে কাজ করতে পারি, যখন আমার কাছে টাকা থাকে। কারণ দেখি যে, যখন এ জবের একটু প্রেশার হচ্ছে বা আ অনেক কম টাকায় অনেক ভালো এমপ্লয়ি তারা পেয়ে যাচ্ছে, স্পেশালি বাংলাদেশে যেটা হয়। আ কম টাকায় অনেক এ এমপ্লয়ি পাওয়া যায়। তখন মনে হয়, তখন একটা মনের মধ্যে একটা সন্দেহ কাজ করে যে, এই বোধহয় আমার পজিশনটা এবার গেলো। এ এরকম ভাবনা চিন্তা করে অনেক সময় দেখেছি যে, প্রোডাক্টিভিটি কমে যায়। কারণ, ওইযে মাথার মধ্যে একটা টেনশন কাজ করছে সবসময়। কিন্তু আমার কাছে যদি টাকা থাকে, আমার একটা সেভিংস থাকে, তাহলে তখন মনে হয় যে, হ্যাঁ, চাকরি গেলে যাক। ২, ৩ মাস পরে আরেকটা খুঁজে নেব। আমার তো ব্যাকআপ আছেই। তখন দেখা যাচ্ছে যে, প্রোডাক্টিভিটিটা একদম spontaneous থাকছে। এটাই আমি মনে করি। তো উম আপনার ক্ষেত্রে আসলে কী মনে হয় যে, ভবিষ্যতে আর কী ফেসিলিটিস আমরা পেতে পারি, যদি আমরা সঞ্চয় করি আসি?
জি। হ্যাঁ। আচ্ছা। উহু। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। একদম। হু, হু। হ্যাঁ। একদম ঠিক বলেছেন। আমাক আমার কাছে মনে হয়, আসলে যে এইযে, আমার কাছে স আমি সবসময় ভাবি সঞ্চয়ের কথাটা মাথায় আসলেই যে, ইমার্জেন্সি যে একটা বিষয়। যে আমার একটা বিপদ আসলো হুটহাট করে, তখন আমার আর মানুষের কাছে চাইতে হলো না। তখন দেখবেন, আপনার কাছে যদি টাকা থাকলে থাকে, আপনার মনের যে একটা জোর, সেটা অটোমেটিক্যালি চলে আসবে। আর যদি টাকা না থাকবে এ উম যদি টাকা না থাকবে, একটু আগে আপনি বললেন না যে, "স্ট্রেস কা কাজ করবে। যে সবসময় একটা টেনশন কাজ করবে, যে ও আমার আমার জায়গা যদি কেউ নিয়ে নেয়, সেক্ষেত্রে কালকে এটা হতে পারে। তখন আমি চলবো কীভাবে?" এইযে একটা স্ট্রেস, এটা কিন্তু অটোমেটিক্যালি থেকেই যাবে। যদি দেখেন, আপনি এটা নির্দিষ্ট অ সময়ে আপনি নির্দিষ্ট পরিমাণে ভালো মোটামুটি অ্যামাউন্ট সেভ করেছেন, দেখবেন সেখান থেকেই আমার কাছে মনে হয় একটা অটোমেটিক একটা আ কাজের প্রতি যে একটা আগ্রহ, সেটা চলে আসবে আপনার। বলতে পারেন যে, গাড়ির জন্য যেমন fuel দরকার, আ সঞ্চয় হচ্ছে আমাদের fuel।
হুম, হুম। একদম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ জি, জি। জি। একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক্সাক্টলি, খুব সুন্দর একটি এক্সাম্পল দিলেন। আসলে যা দিলেন, এর উপর আর কোনো কথা চলে না আসলেই। যে সঞ্চয় আসলেই আমাদের আ জ্বালানি এবং এ এই সঞ্চয়ই আমাদেরকে চালাচ্ছে। আমরা জীবনটা যে smooth করে নিয়ে যাচ্ছি, সঞ্চয়ের কারণেই আ নিয়ে যাচ্ছি। এবং আপনি আমি দেখছি, আসলে আপনার বেশ আ ভালো এক্সপেরিয়েন্স এক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই।
হুম। তাই না? <chuckles> হ্যাঁ। হ্যাঁ। আসলে আরেকটা জিনিস মানে আমি আমি জানি না, আম হয়তোবা আপনার ক্ষেত্রে হয় কিনা? সেটা হচ্ছে, দেখেন, যদি আপনার কাছে যদি সঞ্চয় থাকে। সঞ্চয় মানেই তো জমানো টাকা, তাই না? আ যে আপনার কাছে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আছে। তো দেখবেন, যখন আপনার কাছে ট টাকা আছে, আপনি কিন্তু নিজের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা পাবেন। আপনার ফ্যামিলি বলেন, পরিবার বলেন, বন্ধু, আত্মীয়-স্বজন সবার কাছেই কিন্তু একটা রেসপেক্ট আপনার বেড়ে যাবে। আর যদি টাকা না থাকে, তখন দেখবেন যে আপনাকে কারো না কারোর উপর নির্ভরশীল হতে হচ্ছে। তখন দেখবেন, নিজের কাছে এটা আসলে ভালো লাগছে না যে মানুষের কাছে, বন্ধুবান্ধবের কাছে সম্মান পাচ্ছেন না। আমার কাছে মনে হয়, এইয এই ধরনের পরিস্থিতি আসার আগেই আমাদের সঞ্চয়টা আসলে বাড়িয়ে ফেলা উচিত।
হু, হু। হুম। জি। একদম। <laughs> হ্যাঁ, হ্যাঁ। হু, হু।

একদমই কারণ উম টাকা না থাকলে তো ওই যে যেহেতু টাকাই এখন বিনিময়ের আমাদের সবচেয়ে বড় মাধ্যম আ কিছুই তো করতে পারব না খাবার দাবার থেকে শুরু করে জামাকাপড় কিছুই আসলে হবে না। আ আরেকজন যদি কিনে দেয় মানে পরিবার থেকে যদি যায় দেয় এবং যেটা দেয় সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কিছু বলা যায় না খুব একটা। তো বেশ ভালো একটি উদাহরণ দিয়েছেন আপনি এবং উম আপনার কি আসলে আ এরকম কিছু আছে যে আপনার সঞ্চয়ের মাধ্যমে খুব ইজিলি খুব টাফ একটা কাজ মনে হতো একসময় আপনার কাছে কিন্তু আপনার সঞ্চয় থাকার কারণে আ সেই বিষয়টা আর কি সহজ হয়ে গিয়েছিল এরকম কিছু আছে?
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। একদম। উহুম। হ্যাঁ, আমার এমন একটা ছোট্ট একটা ঘটনা যেমন আমার আম আগে এমন প্রচুর খরচ করতাম। তো তখন একটা সমস্যা হয় এরপর থেকে আমি আসলে সঞ্চয় করা শুরু করে দেই আমি বুঝতে পারি যে সঞ্চয়ের গুরুত্বটা আমাদের জীবনে কেমন। তো আমি ওই সঞ্চয়টা করার পরে আমি একটা ভালো একটা বড় একটা ল্যান্ড ক কিনেছি। তো সেখানে এখন মোটামুটি আমার এই সঞ্চয়ের অর্থ দিয়ে আমি আমি আরো অনেক উম ১০ জন লোকের মতো ওখানে কাজ করছে এবং তাদের ফ্যামিলিও হচ্ছে সুন্দরভাবে জীবনযাপন করছে। তো আমি আসলে এটা সঞ্চয়ের জন্যই কিন্তু পসিবল হয়েছে। হয় না যে আমি নিজেকে সাহায্য করতে পেরেছি এবং অন্যকেও সাহায্য করতে পেরেছি। যদি সঞ্চয় যদি না থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব হত না।
আচ্ছা। হুম, হুম। বাহ! হ্যাঁ, হ্যাঁ। ওয়াও। <chuckles> বাহ! চমৎকার। একদম, একদম। হুম, হুম। একদমই। আসলে চমৎকার বলেছেন আপনি এবং এই যে ল্যান্ড এর কথা বললেন, ল্যান্ড কিন্তু আমার মনে হয় দ্যা সেফেস্ট এবং সবথেকে ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে ল্যান্ড এ করা। কারণ এটার ভ্যালু spontaneous বাড়তেই থাকে, বাড়তেই থাকে কখনোই কমে না। এ তো খুব খুব ভালো ইনভেস্টমেন্ট আপনার এবং খুব ব ভালো কাজই করেছেন বলবো আসলেই। হুম।
হ্যাঁ। হ্যাঁ। একদম। হ্যাঁ। হ্যাঁ, আসলে সঞ্চয় বলতে দে আমাদের আমার কাছে মনে হয় সঞ্চয়টাকে যদি আমরা বিনিয়োগে রূপান্তরিত করতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু আরো বেশি প্রফিটেবল এবং আ সিকিউরড বলতে পারেন।
হু, হুম। একদম এবং অনেকে দেখা যায় যে এক্ষেত্রে ব্যাংকে টাকা রাখতে চায়। তো আমার মনে হয় ব্যাংকের ইন্টারেস্ট খুবই কম। এক্ষেত্রে অন্যদিকে বিনিয়োগ করলে বেশ এ যে যেমনটি আপনি করেছেন দেখা যাচ্ছে ১ বছরের মধ্যেই আপনি প্রায় ২ গুন। আ পরিমাণ সম্পদের মালিক হয়ে যাচ্ছেন আসলে, তো বেশ ভালো লাগলো। হুম, হুম।
হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আমার কাছে মনে হয় যদি আ কারো কাছে যদি সঞ্চয় থাকে বা যদি না থাকে তবুও তাদের সঞ্চয়ে আসলে আগ্রহটা বাড়ানো উচিত। কারণ এটা শুধুমাত্র বিনিয়োগ না। এটা আপনার জীবনের সিকিউরিটি বলতে পারেন যে আপনাকে সব প্রত্যেকটা মুহূর্তে আপনাকে সাহায্য করবে এই সঞ্চয়টা।
জি, জি। হুম। হ্যাঁ। ও। আসলে, আসলেই তো আ ভীষণ আ সুন্দর একটি কনভারসেশন করলাম আপনার সাথে এবং বরাবরের মতো এবারও খুবই ভালো লেগেছে তো আপনার জন্য অনেক শুভকামনা অনেক ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ। আমারও। আপনার জন্য আপনার সাথে গল্প করে খুব ভালো লাগলো, আপনি ভালো থাকবেন, আশা করি আবার কথা হবে।
জি, জি। <chuckles> অবশ্যই আবারো কথা হবে ধন্যবাদ, শুভরাত্রি।
ধন্যবাদ, শুভরাত্রি।